হুহ, মানে মানে পার্কটা খুব সুন্দর ছিল। আপনার swimming করার ব্যবস্থা ছিল তো সবাই মিলে। অ্যাঁ আমি আমি যদিও করিনি, তবুও অনেকেই করেছিল। আমি মনে করি যে, ওদের কাছে এই স্মৃতিগুলা আরও বেশি আমার থেকে আনন্দের। তো এরকম আরকি কিছু, কিছু জিনিস খুব ভালো লাগে। আর যেটা সব থেকে বেশি মনে পড়ে যে, আসার সময়ে আপনার ওখানে তো অনেক sound box নিয়ে যাওয়া হয়।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উহুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> বাহ! Right. অনেক music-এর আসলে না হলে আসলে তো ঘোরার মজাই থাকে না।
মানে girls দের musical হ্যাঁ, girls দের যে ১ ২ টা লঞ্চ ছিল, সেখানে ১ টা ২ টা ছিল আর কি, মানে music box. এবং boys দের জন্যও ছিল। তো সবাই ছাদে উঠে, তো যেটা হয় আর কি, অনেক মজা করা হয়, নাচানাচি করা হয়। তো আমরা চলে চলে এসেছি মোটামুটি। তখন আমার teacher রা বলে যে, "তোমরা সবাই ready হয়ে নাও। আমরা এসে গেছি। তোমার পে parents দেরকে phone দাও যে, যে আসবে নিতে।" তখন আমার এখনও একটা কথা মনে পড়ে আর হ্যাঁ, হ্যাঁ, একটা কথাই আমার মনে পড়ে। আমি স্যারকে বললাম যে, "স্যার, লঞ্চটা একটু আস্তে চালাতে বলেন না।"
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! উঁহু। Right. হ্যাঁ। <laughs> যখন আপনারা ফিরে আসলেন, না? আচ্ছা। <laughs> My God!
মানে, এটা আমার এখনও আরকি মনে পড়ে এবং হাসি পায় যে আসলেই
মানে ভয় লাগছিল আসলে, না? <laughs> ওকে।
এ না, ভয় লাগার জন্য না, আসলে আমাদের মানে, সময়টা শেষ হয়ে যায়। বাসায় চলে আসতে হবে বা এরকম যে, আনন্দ মজা এগুলা শেষ হয়ে যাবে।
ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ আপনি আসলে ওই মধুর মুহূর্তগুলো শেষ করতে চাননি। তাই তো?
হ্যাঁ, আমি শেষ করতে চাইনি। এবং ওই teacher আমাকে এখনও দেখলে বলে যে, আ "তোমার তো ওইদিন নাচতে পারো নাই, তুমি। তোমার আসলে মন ভরে নাই; আরেকটু হইলে হইতো।" মানে, স্যার এই একই কথা বলে যে, "আমাকে তুমি বললা, স্যার, একটু লঞ্চটা আস্তে চালাতে বলেন।" মানে, স্যার নাকি এখনও কথাটা চিন্তা করে আরকি
বাহ! <laughs> <chuckles> বাট, আপনি সুযোগ পেলে কি আবার যাবেন? দেখা গেল আপনার স্যার আবাকে আপনাকে আবার invite করল। আপনার friends-দেরকে নিয়ে আপনাকে আবার ঘুরতে পাঠানো হল। আপনি কি রাজি?

সেরকম ধরনের না হলেও হ্যাঁ, মাঝে মধ্যে খেলাধুলা করা হয়। খেলাধুলার সাথে একটু involve আছি আমি টুকটাক। সেটা করা হয় আরকি। বলা যায় seasonal হয়, এরকম আরকি।
কোনো ছোট খাটো কোনো। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। <chuckles> আপনি কী খেলাধুলা করতে পছন্দ করেন?
আমি আসলে চেজ যেটা দাবা খেলা বলে, এটা আমি খুব ভালো পারি খেলতে। আর যদি বলি অন্যান্য আরকি আপনার cricket খেলা যেটা ওখানে আমি খেলি। আমাদের আ institution-এর আরকি কিছু tournament হয় girls-দের। তো ওখানে আরকি আমি খেলাধুলা করি। তবে সেটা একটা time এ, একটু বছরের যখন খেলাধুলার সময় আসে ওই time এ। কিন্তু regular বললেই সেটা হবে কেমন? regular বলতে কি cricket যায়, cricket যাওয়ার পর ঘুরে badminton আসে, badminton যাওয়ার পর চেজ আছে। তো চেজ আরকি যেটা দাবা।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জ্বি। হ্যাঁ, এটা খুব এক অনেক মজার একটা জিনিস আসলে। বাহ! যে আপনি খেলাধুলা করে আসলে মজা পান বুঝতে পারছি। হ্যাঁ।
হ্যাঁ, এরকম আমি ঘুরে ফিরে আসে। ছোটবেলায় খেলতাম এবং খেলতে গিয়ে আপনার আমার আসলে ২ টা পায়ে আরকি ৪ বার কাটা, আ ১ টা পায়ে ৪ টা সেলাই দেওয়া, একটা পায়ে ৩ টা, আরেকটায় ১ টা। তো খেলাধুলা করতাম। তো ছোটবেলার ওই হ্যাঁ, খেলাধুলার স্মৃতিগুলা football খেলতাম ছোটবেলায় একদম class 5 6 পর্যন্ত।
হুম, হুম। হুম, হুম। জ্বি। হ্যাঁ। Oh my God! আচ্ছা।